এটা আসলে কি? অনলাইন এর মধ্য দিয়ে যে ব্যাপারটা বললাম, কেউ যদি কাউকে নাই চিনে, তখন মনে করে কি? "আচ্ছা ও তো আমাকে চিনে না। এখন তো আমাকে দেখেওনি কখনো। তাহলে ওর সাথে কিছুদিন কথাবার্তা বলি। তারপরে হচ্ছে এমনভাবে তাকে ধোকা দিব, সে আসলে বুঝতেই প" এই একটা মনোভাব কিন্তু অনেকের মধ্যে থাকে। আবার সবাই যে, একই মনোভাবের মধ্য দিয়ে থাকে, এমনটা না। কিছু, কিছু মানুষ থাকে যে, আপনি বুঝতেও পারবেন না যে, সে তো আসলে দূরে না? তার জীবনযাপন বা ধরুন আমার জীবনযাপন, দুটো তো আসলে আলাদা। তো সে যদি দেখা যায় আমাকে এক কথা বলল, তারপরে অন্য কথা মানে, অন্য দিক দিয়ে আসলে বলে না? একসাথে মানে মিথ্যা কথাও বলল। পাশাপাশি দেখা জেল যে গেল যে আমাকে আসলে বিশ্বস্ততা অর্জন করার জন্য, নানা ধরনের পরামর্শ দিল। ওই বিষয়টা তো আসলে হয় না। তো ওভাবে আসলে আর কি মা মনে হয় যে, প্রতারণার হয়তো ফাঁদে পড়তে হয় অনেক সময়।
হুম, হুম। একদম। থাকেই। হ্যাঁ। হুম। হুম। বাহ! <chuckles> হ্যাঁ, এই যে এটা কিন্তু বেশ সত্যি কথা বললেন যে, অনলাইনে কিন্তু এরকম মানুষের সাথে প্রতারণা করাটা কিন্তু খুব সোজা। হুম? দেখা যায় যে, আপনাকে কিন্তু আসলে সামনাসামনি দেখছে না, হ্যাঁ? যে দূর থেকে আসলে বোঝাটাও তো সম্ভব না যে, আসলে ওই ব্যক্তিটা আসলে কেমন? এটা হচ্ছে তারা তাদের কথাবার্তার মাধ্যমে আসলে এই জিনিসটা তারা বোঝাতে চায়। হ্যাঁ? তারা কিন্তু এগুলো আসলে খুব সহজেই বোঝাতে পারে কিংবা অন্য কেউ এইযে ম্যানিপুলেট কিন্তু করতে পারে, এগুলোর মাধ্যমে। তো এটা এই যে আপনি যে বললেন, আপনি মোটামুটি কিন্তু বেশ সচেতন আপনার কথা শুনে আসলে, বোঝা যাচ্ছে এই জিনিসটা। <chuckles> তো এই যে আসলে আ কিছু মানুষ তো এরকম আছে, যাদের কিন্তু দেখা যায় যে অনলাইন এ কিন্তু তারা অনেক বেশি আসলে বন্ধুত্বপূর্ণ। হুম? খুব সহজেই সবার সাথে কথাবার্তা বলতে পারেন, মিশে যায়। কিন্তু বাস্তব জীবনে আবার আ দেখা যায় যে, তারা হয়তোবা মানে আ একটু বেশি রিজার্ভড কিংবা হয়তোবা ওইরকম বন্ধুত্বপূর্ণ না, সহজে হয়তোবা কথাবার্তা বলতে পারে না। তো আপনার ক্ষেত্রে আপনি আসলে অনলাইনে কেমন?
হুম, হুম। হুম। কেমন? ঠিক। করতে পারে, ঠিক। হুম, হুম। অবশ্যই শচেতন আমি যে জী। হুম, হুম। হু, হু। জ্বি।